হ্যাঁ, অবশ্যই আমি আমার আমার জীবনের একটা এক্সপেরিয়েন্সের কথা আপনাকে শেয়ার করতে পারি যেমন আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম, তখন চাইছিলাম যে আমি লেখালেখিকে পেশা হিসেবে নিতে। কিন্তু আমার পরিবার যেটা হয় বা অনেকের পরিবারেই যেটা হয় যে তাদের একটা ধারণা ছিল, মানে বা তাদের একটা ইচ্ছা ছিল যে আমি যেন আসলে নিরাপদ পথে যাই। তো নিরাপদ পথ মানেই হচ্ছে তাদের কাছে ছিল সরকারি চাকরি বা ব্যাংকের চাকরি। হ্যাঁ? তো তখন তারা ভাবছিলেন যে লেখালেখিটা কিন্তু অনিশ্চিত একটা বিষয়। মানে কোন টেকসই বিষয় না আরকি হ্যাঁ, হ্যাঁ আমি তখন নিজেও কিছুটা আমি তখন নিজেও আসলে কিছুটা দ্বিধায় ছিলাম। কয়েক মাস ধরে আসলে বিষয়টা নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। আমি কি তাদের ইচ্ছা মেনে নেব স্থায়ী পেশায় যাব? নাকি নিজের পছন্দের বিষয়টা বা যেটাকে বলে হচ্ছে অনিশ্চিত পথে হাঁটা, সেই পথেই হাঁটব।
উ জ্বী, জ্বী। হু, হু। <sucks teeth> আচ্ছা। হুম, হুম। হুম, জ্বী। একদম, একদম। হুম। মানে আশ অনিশ্চিত একটা কেরিয়ার এর দিকে যা যেতে চাচ্ছেন। সেটা আসলে তারা মানতে চাচ্ছিলেন না। হু, হু। হু, হু। হুম, হুম। পাশাপাশি নিজেকেও বোঝাচ্ছিলেন যে আসলে কি করবেন না করবেন।
নিজে একদমই ব্যাপারটা তাই। তো তাদের কথা শুনে দেখা গেল যে তাড়াহুড়ো না করে একটা মধ্য পথ নিব, এই ব্যাপারটাও চিন্তা করছিলাম। আমি চাকরির প্রস্তুতিও চালিয়ে গেলাম ১ সাইড থেকে তারপরে আবার কিছু পাশাপাশি দেখা গেল যে, যে কিছু পা ফ্রিল্যান্সিং লেখালেখিও শুরু করলাম। তো ১ বছর পর যখন দেখা পরিবার দেখলো যে আমি লেখালেখি করে উপার্জন করতে পারছি তখন কিন্তু আসলে তারা আর কোন বাধা দেয় নাই। তো এই অভিজ্ঞতা থেকেই আমার যেটা হয়েছিল। যে মানে আমি যেটা বুঝতে পেরেছিলাম যে খোলামেলা আলোচনা করে আপস করলে কিন্তু সেটাও কিন্তু এক ধরনের স মানে উপায় হতে পারে যেটা আমি আমার পরিবারকে আসলে বোঝাতে পেরেছিলাম।
হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। বাহ! হুম। হুম। জ্বী। একদম এবং তারা তারাও বুঝলো যে আসলে লেখালেখি করেও একটা নিজের মানে কেরিয়ার গড়া যায়।
অবশ্যই তাই, অবশ্যই তাই।
আচ্ছা। তো সেই ক্ষেত্রে মানে পরিবার থেকে যখন আসলে এই বিষয়টা দেখলো যে আপনি আসলে এই মানে, লেখালেখির মাধ্যমে আপনার নিজের কেরিয়ার টা আসলে গড়তে পেরেছেন, এবং দেখা যায় যে একটা অর্থ উপার্জনের মাধ্যম হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি মানে আপনি কি মনে করেছেন বা পরিবারের সদস্যরা আসলে কি মনে করেছেন যে এই যে মানে যে দৃষ্টিভঙ্গিটা সেটা কিছুটা হলেও বদলেছে?
হুম। হুম।

দেখুন এক্ষেত্রে ইম্পোর্টেন্ট ব্যাপারটা কি? যে নিজেকে আসলে নিজে বুঝতে হবে, হ্যাঁ? আমি আসলে কোনটা চাই? আমি আসলে কি করতে চাই? কেন করতে চাই? কিভাবে করতে চাই? আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটার আসলে দীর্ঘমেয়াদী ফলাফল আসলে কি ক কি হতে পারে? তারপরে ধরুন আরেকটা ব্যাপার থাকে যে দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু। কারণ বাচ্চাদের বাচ্চারা যখন থাকে
হু, হু। হুম। হুm, জি। হু, হু। একদম, একদম। এটা কিন্তু বেশ মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়।
হ্যাঁ, বাচ্চারা যখন বাচ্চা থাকে আসলে। বাচ্চারা বাচ্চা বাচ্চা থাকে মানে হচ্ছে, যেকোনো মানুষ যখন আসলে বাচ্চা থাকে, তখন তার ভিতরে আসলে এত বু বোঝ অ্যা গুলো কাজ করে না। এত সাইড এর এত কিছু আসলে কা তারা বুঝতে পারে না। তখন কিন্তু তারা পরিবারকে দেখেই আসলে শিখে, পরিবারকে, পরিবারই তাদের হয়ে সিদ্ধান্তটা নেয়। তো তখন সেই বিষয়টা হয়তোবা টিক হা ঠিক আছে। বাট একটা সময় আসে যখন আসলে যে নিজেকে আসলে নিজের ডিসিশনটা অ্যা মানে শান্তভাবে সম্মানজনকভাবে তাকে ওই সিদ্ধান্তটা নিতে হয়। যে আমি আসলে কি করতে চাই? তো নিজস্ব ইচ্ছার প্রতি এক ধরনের শ্রদ্ধা রেখে মানুষ যদি তার নিজস্ব সিদ্ধান্তগুলোকে নিতে পারে, সেটা কিন্তু খারাপ হয় বলে আমার ধারণা না। কারণটা মানে হচ্ছে এইযে, আপনি আসলে কি করতে চান? আপনার জীবনটা নিয়ে তো আপনি যেটা বলছিলেন যে, আপনার জীবনটা নিয়ে তো আসলে আপনিই চলাচল করবেন ফাইনালি। ফ্যামিলি শুধুমাত্র আপনাকে সাপোর্ট দিবে, গাইডলাইন দিতে পারে। তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন ধরনের আপনাকে মূল্যবোধ, নৈতিকতা এগুলো হয়তো শিক্ষা দেবে, উপদেশ আদেশ দিতে পারে। কিন্তু এইটা আপনার জীবন, আপনি কিভাবে গড়তে চান সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট ব্যাপার। তো নিজের ইচ্ছাকেই কে নিজের ইচ্ছার কথা শুনতে পাওয়াটা হচ্ছে গিয়ে অনেক বেশি ইম্পোর্টেন্ট। এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আগানোটাই আমি বলব, নতুন প্রজন্মের জন্য আমার পক্ষ থেকে সাজেশন থাকবে।
হু, হু। জ্বী। একদম, হুম, হুম। হুম, জি। হুম, হুম। জি। হুম। হুম। হুম, জি। হু, হু। একদম, একদম। হুম। উপদেশ, আদেশ দিতে পারে। হু। একদম।